এখন এই জিনিসটার মধ্যে এত বড় vulnerability থাকাটা খুবই। <clicks tongue> আ ঝামেলার একটা বিষয়।
না, তা তো, তা তো খুবই, খুবই ভয়ের বিষয় ভাই। খুবই ভয়ের বিষয়। কারণ বর্তমান যুগে কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা অংশই এখন বলতে গেলে অনলাইন বা প্রযুক্তির মধ্যে নিয়ে এসেছি। আমাদের অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, এমনকি রাষ্ট্রীয় দিক বলুন সবকিছুই আমরা অনলাইনের দ্বারা করছি। আর সেখানে যদি এরকম একটা মানে কি বলব, এরকম একটা ফাঁকফোকর রয়ে যায় যে যেকোনো লোক যেকোনো সময় আমাদের তথ্য জেনে যাচ্ছে, বা পেয়ে যাচ্ছে। তাহলে তো ভাই আমি বলব ভাই আত্মা কেঁপে ওঠার মত ভয়ের একটা কা মানে ভয়ের একটা বিষয় এটা। খুবই ভয়ের বিষয়।
হু, হু। হ্যাঁ, অনলাইনে। Right. হ্যাঁ, হ্যাঁ। হু, হু। অবশ্যই। হ্যাঁ। হু, হু। হ্যাঁ, অবশ্যই। আমরা যতই মানে পদক্ষেপ নেই যে 2FA তারপরে অনেকে এখন physical ইয়েগুলো ব্যবহার করে। Physical key তারা USB র মধ্যে install করে নেয়। এগুলা দিয়ে আমরা যতটুকু চেষ্টা করা যায় করতে পারি। কিন্তু আমার মনে হয় প্রযুক্তি খুবই ভয়ানক একটা জিনিস। এটা যখন তখন যেভাবে exponentially বেড়ে যাচ্ছে, এই powerful হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে খুব ভয় লাগে, জিনিসটা চিন্তা করলে।
জি। জি, জি। জি। যেকোনো মূল্য দিতে পারি। জি, জি। না ভাই, জিনিসটা এখন চিন্তা করে তো ভাই আমার মনের মধ্যেও আপনি বিশাল একটা ভয় ঢুকাইয়া দিলেন। আমি এখন যেই কোন ওয়েবসাইটে গেলে cookies কথা বললেই সাথে সাথে সেই ওয়েবসাইট থেকে বের হয়ে যাব। থাকব না মোটেও। কারণ ভাই
<laughs> <laughs> এটা আমার সব ওয়েবসাইটই আপনাকে বলবে। অ্যা হ্যাঁ, হ্যাঁ।
কম বেশি, কম বেশি ভাই। আমি সব ওয়েবসাইটে পাই না। আমি বেশিরভাগ ওয়েবসাইটে যে মানে যেগুলো থেকে আসলে বলতে গেলে কি মানে যেগুলো থেকে সিনেমা অন্যভাবে নামাইতে যাই বা দেখা যায় টরেন্ট ওয়েবসাইটগুলো আছে সেইসব সেইসব সিনেমা মানে সেইসব ওয়েবে ওয়েবসাইট গুলোতে দেখলেই আরকি বেশি দেখা যায় কুকিজগুলো থাকে। সেই সেই সেই সেই ওয়েবসাইটগুলো আসলে এখন দেখা যায় ভাই এখন থেকে একটু অ্যাভয়েড করব। দূরে, দূরে থাকব। কারণ ভাই বলা তো যায় না কখন কি নিয়ে যায়। কারণ সবকিছুই ব্রাউজারে।
Right। হুম, হুম। Right। হ্যাঁ। হ্যাঁ, আসলেই। Torrent হচ্ছে খুবই, খুবই risky একটা জিনিস। এটা আপনাকে অনেক কিছু দিচ্ছে, আপনাকে পুরো পৃথিবীটা সে দিয়ে দিচ্ছে কিন্তু আপনাকে সে নিয়ে নিচ্ছে। আপনাকে কিভাবে আপনার জিনিস চুরি করে ওটা নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। কারণ এটা একটা peer to peer জিনিস না।
জি, জি। জি, জি। জি, জি।
আপনি যে মাঝে মধ্যেই আপনি অন্যদের কাছ থেকে seed নিচ্ছেন, আপনি নিজেও কিন্তু seed দিচ্ছেন।
জি। seed দিচ্ছি। জি, জি।
হুম হুম। So কি information কোন দিক দিয়ে চলে যায় এটা আসলে বলাটা খুব কঠিন।
বলা মুশকিল। যাক ভাই, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেলাম। খুবই ভালো লাগলো। জি, জি ভাই।
হ্যাঁ, খুব ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। আশা করি আপনার দিনটা যেন খুব সুন্দর যায়।
আপ

এই বলা যেতে পারে ভাই আসলে ভাই এ এই যে, এ fan নিয়ে যে আমি আর আপনি বললাম না মাত্র যে, আমাদের টেবিল fan, এই ফ্যান। আপনি এখন যেকোনো মানে social media platform খোলেন, খুইলে একটু scroll কইরা দেখবেন যে সাথে, সাথে, আপনাকে একটা fan-এর advertise দেখাইতাছে।
ও। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। আসলেই, হ্যাঁ। তারা সব সময়ই শুনতেছে, কী বলি না বলি। মাঝে মধ্যে মনে হয় বলাও লাগে না, একদম মানে mind reading করে ফেলে। <chuckles>
সব সময় ভাই ২৪ ঘণ্টা একটা surveillance scan এটা এটা, বলাতে ভাই আমি, আমি, আপনার সাথে বলি আমি সেই দিন রাত্রে বইসা, বইসা, ice cream খাবো না মানে চিন্তা করতেছিলাম। যে এহ! কি গরমটা পড়তেছে মুখ দিয়ে বলিও নাই আমি একা, একা, বসে আছি। মানে চিন্তা করতেছি যে ইহ! কি গরমটা পড়তেছে। যদি একটা ice cream থাকতো একটু মানে একদম ভালোই লাগতো আমি একটু না যাইতেই দেখি সেভয়ের ice cream advertise।
আচ্ছা। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। হু, হুম। আহ! <chuckles> তারপরে কি ice cream খাইছিলেনই? Order দিছিলেন?
এ পুরা thought, thought reading করতেছে ভাই। না ভাই, রাত্রে ৩ টা বাজে তখন আমি কই থেকে ice cream খাবো? কিন কিন্তু মানে thought reading process তাদের মধ্যে চলে আসছে ভাই এটা এটা এটা ভয়ানক। আ এটা খুবই ভয়ানক।
ওহ! ও আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। so আমার মনে হয় যে company গুলো অনেক ধরনের জিনিস analysis করে যে গরমের সময় ice cream দেখাবে, ঠান্ডার সময় চায়ের ad দিবে।
জি। জি, জি কিন্তু উ কিন্তু মাঝে, মাঝে, ভাই এ এ কিন্তু মাঝে, মাঝে, ভাই আমার মতো অভিজ্ঞতাও হয় অনেকের। যে মনে হয় যে হয়তো তারা mind reading করতেছে। এটা হওয়াটা কিন্তু ভাই মানে দুর্লভ্য কোন কিছু না।
তারপরে আমাদের কথাবার্তা আরও কত কিছু। হুম। হ্যাঁ, আসলেই কারণ আমরা শুনি যে, এই তো এটা সম্ভব না। দেখা গেছে ৩০ বছর আগে কোন government কোন experiment করে এই জিনিসটা already বের করে ফেলছে।
করে এটা, এটা, সফল করে রাখছে আরকি জি, জি।
হ্যাঁ। তা আমি অনেক ধরনের মানে theory টিয়রি শুনি। আমার খুব interesting লাগে বিষয়টা। যে একটা জিনিস আছে না একসময় যে wall এর যে paint ছিল সেখানে অনেক লেড use করা হতো।
জি, জি।

জি, জি। না আপনি, আপনি শেষ বলতে পারবেন ভাই যে, কবে আপনি Terms and Conditions পড়েছেন? বা আমি, আমি কবে পড়েছি?
আমি পড়ি নাই কিন্তু আমি মাঝে, মাঝে মানে ChatGPT দিয়ে একটু স্ক্যান করার চেষ্টা করি যে হ্যাঁ।
হ্যাঁ, সে সেটা, সেটা আপনার বুদ্ধিমত্তার খুব বড় একটা ভালো উপোয়োগ আপনি করেন। কিন্তু ভাই আমি কিন্তু কখনো পড়ি না। আমি শুধু ওই Terms and Conditions দেকে accept দিয়ে দেই। মানে আমার ওটা তাড়াতাড়ি আমার ব্যবহার করতে হবে, আমার এখনই লাগবে। আমি ওই কে আবার Terms and Conditions পড়ে? বা ওই ChatGPT তে নিয়ে একটা সময় সস করে? সেই, সেই সময়টাই আমি দেই না। কিন্তু আমাদের এই তাড়াহুড়োটার ভাবটাই কিন্তু তারা একটা অসৎ ব্যবহার নিচ্ছে। তারা একটা মানে স সুযোগের সদ্ব্যবহার নিয়ে ফেলছে আরকি।
হু, হুম। <laughs> রাইট। হ্যাঁ। এই, এই জিনিসগুলো যেই, যেই হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। এবং মানে যেই টিমগুলো কিংবা lawyer গুলো এই জিনিসগুলো লেখে তারা খুবই intelligent, তারা খুবই smart। তারা জানে মানুষ কিভাবে এই জিনিসগুলো avoid করে যাবে।
জি। খুবই, খুবই, খুবই। জি, জি।
তারা দেখা যাবে যে, শুরুর দিকে শেষের দিকে কিছু লেখবে না। মাঝখানে কোথাও ১ লাইন ২ লাইন দিয়ে কিছু একটা বুঝায় দিবে, তাই না?
জি, জি। স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবেই। এ এইগুলো ভাই আমি বলব মানে lawyer দের তো আসলে উক উ, উ উকালতি জিনিসটাই আসলে সম্পূর্ণ ছলনা এবং মিথ্যারই খেলা আমি মনে করি। সেদিক <scoffs> দিয়ে ভাই তারা তাদের কাজ জি, জি।
<giggles> আ এটা শুনে ওই যে, মিনা কার্টুনে দেখাইতো না টিপসই নিয়ে নিত জমির? ওরকম একটা জিনিসের কথা মনে পড়তেছে। <laughs> ওরে! <laughs>
জি, জি, জি। ওইরকমই ভাই ওইরকমই। যে, গরু দিয়ে জুতা দান আরকি, গরু মেরে জুতা দান। গরুটা মেরে ফেলতেছে, জুতা দিয়ে দিচ্ছে আমাদেরকে। আসলে এই, এই এই জিনিসগুলো ভাই আসলেই আমাদের খেয়াল করা উচিত। কারণ আমরা এ মানে এ এরকম কোন পরিস্থিতি কিন্তু আমাদের জীবনে আসে না যে, আসলে এটার পিছে একটু সময় না দিয়ে হুড়োহুড়ি করে মানে তাড়াহুড়োর মাধ্যমে এটা করে ফেলি। আমরা একটু সময় দেই, আমরা একটু যাচাই-বাছাই করি। আমরা অনলাইনে যে, জিনিসটা পাচ্ছি সেটার পিছনে আমরা নিজেরাও একটু research করি, ঘাটাঘাটি করি। তার মাধ্যমে কিন্তু দেখা যায় ভাই সচেতন দিকটা বাড়ে। আমাদের নিজেদেরও আসলে আইডেন্টিটিটা রক্ষার যতটুকু সম্ভব আমরা মানে প্রতিরোধ করতে পারি আমার মতে।
আহ! হু, হুম, হ্যাঁ। হুম, রাইট। হু, হুম। হ্যাঁ। হুম, হুম। গত বছর যে, আমাদের দেশে যে, একটা ঝামেলা হলো তারপরে কিছু নিউজ পাবলিশ হইছিল। এবং তার মধ্যে আমি একটা শুনছিলাম যে, আমাদের যেই NID র যেই database আছে সেটা পুরোটাই নাকি বিক্রি করে দেওয়া হইছিল। এবং দেখা গেছে যে, পুরো দেশের সব মানুষের information এখন আ কোন এক জায়গায় কোন company কাছে কিংবা পাওয়া যায়। হ্যাঁ।
জি। জি, জি। তা তো অবশ্যই ভাই, জি। আমরা কেউ এখন আর ভাই অচেনা নাই। জি, জি।
তো এখন জিনিসটা আসলে খুবই খারাপ লাগে কিন্তু আবার তারপরও মনে হয় যে, কয়জন মানুষ তাদের actual information দেয়? তারা দেখা গেছে এর কাছে ওর কাছে টাকা দিয়ে কিছু একটা বানায় নেয়, তাই না?
জি।

তাই এখন অ্যা দেখা যাচ্ছে যে, অনেক ধরনের surveillance system গুলা আমাদেরকে ঠিকই ওয়াল এর ভিতর দিয়ে ট্র্যাক করতে পারতেছে। তারপরে কিভাবে Wi-Fi signal দিয়ে একদম 3D image produce করে ফেলে, তাই না? খুবই উ interesting সব জিনিস।
জি। না সারা জি, জি। কী বলেন? তা তো, তা তো আমি তো বলব ভাই খুবই ভয়াবহ জিনিস। আমার কাছে interesting থেকে ভয়টা বেশি। জি, জি।
<laughs> সেটাও হচ্ছে হ্যাঁ। সেটাও আছে।
কারণ ভাই আমি খুবই ব্যক্তিগত মানুষ। আমি আমার সব জিনিস ব্যক্তিগতভাবেই রাখতে চাই। আমি personal জিনিসটা আসলে personal যে, definition সেই definition এর অঙ্গের মধ্যেই রাখতে চাই। কিন্তু সেখান দিয়ে যদি আমি দেখি ভাই, যে, আমার ব্যক্তিগত সকল জিনিস, সকল তথ্য আসলে কোম্পানিগুলো নিজেদের মুনাফার জন্য উম অ্যা বিক্রি করে বেড়াচ্ছে। তা এ এটা কিন্তু ভাই এটা এটা কিন্তু আমি বলব যে, ভাই বিশ্বাসের সবচেয়ে বড় একটা ধাক্কা। কারণ হুম।
অ্যা হ্যাঁ। হ্যাঁ, আমিও হুম। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হুম। রাইট হ্যাঁ। অবশ্যই। Specially যে, free service গুলো। কারণ আপনি যখন কিছু একটা ফ্রি তে ইউস করবেন তখন আপনিই হচ্ছেন তার প্রোডাক্ট।
জি, জি। আপনিই তার প্রোডাক্ট। জি, জি, আপনিই তার পণ্য। আমি, আমিও সেই কথাটাই বলে থাকি প্রায়শই যে, যে, জিনিসটা আসলে আমরা মূল্য ছা মূল্য দিতে হয় না ব্যবহার করার জন্য। সেখানে কিন্তু মূল্য আমাদেরই মূল্যায়ন করা হয়। আমাদেরকেই মূল্য ধারণ করা হয়। জি, জি। আমরাই প্রোডাক্ট জি, জি। আসলে ভাই জি, জি।
হ্যাঁ, হ্যাঁ। রাইট। হু, হুম। রাইট, রাইট। আমরাই প্রোডাক্ট। হুম। এই যে, Facebook তারপরে কত সোশাল মিডিয়া আছে যেগুলো আমাদেরকে তারা ফ্রি তে ব্যবহার করতে দেয়। এই ফ্রি তে ব্যবহার করতে দিয়ে তারা বিভিন্ন ধরনের এই যে, information কিংবা advertisement তার মাধ্যমে তারা বিলিয়ন, বিলিয়ন ডলার কামাই করতেছে।
জি। জি, জি। জি।